হ্যালো!
হ্যালো! শুভ দুপুর। কেমন আছেন? এই তো আছি ভালো। আপনি ভালো আছেন? উম
হাই! কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি আর জি, আমিও ভালো আছি।
আচ্ছা।
আচ্ছা, আপনি কি করছিলেন এতক্ষণ?
এই তো, আমি মনে হয় সিনেমা দেখারই চেষ্টা করছিলাম হয়তো।
তাই, আমিও একটা আসলে বই পড়ার চেষ্টা করছিলাম। আমার পছন্দের একটা বই পড়তেছিলাম।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তাই। আপনি, আপনার কি? আপনি তো প্রচুর মনে হয় বই পড়েন, তাই না?
হ্যাঁ, আমার বই পড়তে আসলে অনেক ভালো লাগে। মানে বই পড়া অবসর সময়ে আমার পছন্দের একটা কাজ।
সিনেমা। আচ্ছা, সিনেমা দেখেন না তাহলে? বলছি সিনেমা দেখেন না?
হ্যাঁ, সিনেমা দেখা হয়, সিনেমা দেখা হয়, সিনেমাও দেখা হয়। আমার পছন্দের সিনেমাগুলা অথবা বৃষ্টির দিনে অথবা মন খারাপের সময়ে সিনেমা দেখতেও ভালো লাগে। আপনি দেখেন?
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আ হ্যাঁ, আমিও দেখি। তো আপনার এই যে, বই পড়া, সিনেমা দেখা। হ্যাঁ, তো কোনটা বেশি ভালো লাগে আপনার?
হ্যাঁ। যদি আপনি রাখেন, বই পড়া নাকি সিনেমা দেখা, অপশন যদি শুধু এই ২ টা থাকে তাহলে তো আমি নির্দ্বিধায় বলে দিব যে, না, বই পড়া। কারণ আমার ছোটবেলা থেকে প্রচুর বই পড়তে ভালো লাগে। আমি বই পাগলু, একদম পুরোই। আচ্ছা আপনি, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি...
আ আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম।
যে সিনেমা দেখা নাকি বই পড়া কোনটা? তো আপনি কি করবেন?

হ্যাঁ, এটাও কিন্তু আমি শিন শিখছি। আবার আ আমার লাইফ এরই বলতে পারেন যে এ্যা এমন সময় মনে হতো যে আমার দ্বারা আসলে কিছুই হবে না সত্যি কথা। হ্যাঁ, যে আমি কিছুই পড়বো না, আমি কিছুই করতে পারবো না। তখন ঐ যে বইয়ের কোটেশন থাকে না, বিভিন্ন বইয়ের ব্যক্তিত্বের উক্তি দেয় খুব সুন্দর, সুন্দর যে জীবনে চলার পথে বাধা আসতেই হবে, আসবেই হ্যাঁ থেমে গেলে চলবে না হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, মোটিভেশন হল যে উক্তিগুলো, খুব ভালো প্রভাব ফেলেছে আমি বলবো আমার লাইফ এ তো বটেই।
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। একদম, একদম। আচ্ছা হ্যাঁ। মানে উপদেশমূলক বা হচ্ছে একটু হুম, হুম।
তো আমি হচ হ্যাঁ, এটা আমার খুব ভালো প্রভাব পড়েছে। আমি চেষ্টা করি যে আসলে তো এরা ঠিকই বলেছে অনেক সময়।
এটা আসলে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মানে বই থেকে বা সিনেমা থেকে য আমরা ভালো যেটা পাই সেটা আমরা সবসময়ই চেষ্টা করি গ্রহণ করার এবং বাস্তব জীবনে সেটার প্রয়োগ করার।
একদম। একদমই। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। অনেক সময়ই সিনেমা দেখে, অ্যা আসলে কি আমি যেহেতু জাদু, হরর এসব পছন্দ করি। তো আমি একটা সিনেমা দেখলাম আর কি, অ্যা 'হ্যারি পটার' বলতে পারেন। দেখেছেন কিনা জানিনা। হ্যাঁ, তো তখন মাঝে, মাঝে আমার মনে হতো যে "ইশ! আমি যদি এরকম একটু উড়তে পারতাম"। সত্যি কথা আমার হ্যাঁ, এরকম মনে হয় যে আসলে আমি যদি ওদের মতো উড়তে পারতাম। যদিও সম্ভব না আসলে। জাদুকরও এর
আচ্ছা। হ্যাঁ ,হ্যাঁ। দেখেছি আমি এই সিরিজটা দেখেছি। আচ্ছা, আচ্ছা। এইযে এই যে 'হ্যারি পটার' এর কথা বললেন না, আমার একটা স্মৃতি মনে পড়ে গেল। আমি যখন, আমি মেইবি তখন ক্লাস 9 এ বা 10 এ, ঐ সময় ১ম আমি 'হ্যারি পটার' দেখেছি। তো ঐ সময় দেখার পর আমি স্বপ্নের মধ্যে দেখতাম সেই রেল স্টেশন, সেই যে পিলারের মধ্যে অদৃশ্য হয়ে যায়, গিয়ে আরেকটা পিলারের ভিতর দিয়ে মানে দেয়ালেরও ভিতর দিয়ে সেই নতুন রেল স্টেশন। মনে পড়ে আপনার? তো এগুলা আমি না, হ্যাঁ, এগুলা আমি স্বপ্নের মধ্যে দেখতাম যে আমি ঐ জায়গায় গেছি, সেই জাদুর নগরী, সেই ই সেই তাদের সেই টিচার, সেই টুপি কথা বলে, সেই টুপি জাদুর টুপি। এগুলা আসলে আমি স্বপ্নে দেখতাম <chuckles> এগুলা আসলে আমাদের অনুভূতিকে নাড়িয়ে দেয়।
জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ, একদম ঠিকই। একদমই। ঠিক। হুম। হ্যাঁ, আমার আসলে হ্যাঁ, বই পড়া দে এই সিনেমাটা দেখে আমার এই অভিজ্ঞতাটা আসলে অর্জন করার খুব ইচ্ছা ছিল যদিও সম্ভব না, এটা সম্ভবই না আসলে অবাস্তব। উ, হুম।
আচ্ছা আচ্ছা। তার মানে আপনি হচ্ছে, তার মানে আপনি যে বললেন যে বই পড়া এবং সিনেমা দেখা আপনি দুটোতেই হচ্ছে আ জাদুর এবং ফানি যেগুলা এগুলা পছন্দ করেন। তার মানে ওখান থেকে আপনি সেই জাদু শেখার বা হচ্ছে ওখান থেকে সেই ফানি কিছু শেখার, এগুলা অর্জন করতেই চান তাহলে?
হ্যাঁ। একদমই ঠিক। হুম।

একদমই। আসলে কল্পনার জগতে সবকিছুই সম্ভব। তাই না? সিনেমার মতো। দা যেমন সিনেমায় আপনি যা খুশি তাই করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। অ্যা কেউ আপনাকে কি উম ই বকবেও না, কিছুই বলবে না। তো সেরকমই। কল্পনার জগতে যদি ঢুকে যেয়ে সবকিছু করা যায়, তো আমিও কল্পনায় দেখা ভালো আমার মনে হয় বাস্তবের থেকে।
হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম ঠিক বলেছেন। একদম। এ্যা হ্যাঁ, হ্যাঁ। একদম। তো আপনি যে বললেন না, তো এই বিষয়ে আমি যদি বলতে চাই, এই যে মা আমার আবার কিছু, কিছু ঐতিহাসিক যে সিনেমাগুলা থাকে না, এগুলা আবার আমার অনেক ভালো লাগে এবং ঐতিহাসিক বইগুলাও ভালো লাগে। তো আমি চেষ্টা করি কি, যে, এইযে ঐতিহাসিক সিনেমাগুলা এবং ঐতিহাসিক বইগুলো থেকে এই যে ইতিহাসের যে ভুলগুলোর কারণে আসলে এইযে উম তারা ক্ষতির সম্মুখীন হয় এবং বিপদে পড়ে, সেগুলো থেকে আমি চেষ্টা করি যে ইতিহাস সম্পর্কে জানার ইতিহাস সম্পর্কে বোঝার। তো আমি আবার এই জ্ঞানের প্রতি একটু আগ্রহী এবং সব সময়ই চেষ্টা করি আমার পছন্দের বইয়ের লিস্ট এবং সিনেমার লিস্টে এই জাতীয় হচ্ছে ঐতিহাসিক বই এবং ঐতিহাসিক সিনেমাগুলো রাখার। এবং আমার ইতিহাস বিষয়ে একটু আগ্রহী আমি, ভালোই কৌতূহল আছে। জি।
হু, হু। হু। হু। জি। হুম। হুম। উ জি। জি, জি। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। খুবই ভালো। আ একেকজনের পছন্দ আসলে একেক রকম তো। তো আপনার যেহেতু ইতিহাস পছন্দ, আহ বেশি, বেশি, করে ইতিহাস পড়ে নেবেন। তাহলে আমার মনে হয় উম ভালো হবে। আর আমার বেশি পছন্দ হাসি মজায় থাকা আসলে। জীবনটাকে বেশ ভালো টেনশন ফ্রি রাখা আরকি।
হ্যাঁ, হ্যাঁ। একদম। হ্যাঁ, হ্যাঁ। একদম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আস আমাদের আসলে হাসি এবং টেনশন ফ্রি থাকা, এগুলা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক, অনেক ভালো এবং অনেক উপকারী। জীবনে হাসির প্রয়োজন আছে। খুশির প্রয়োজন আছে। তাই নয়?
ও এ একদমই ভালো। আসলে হুম, একদমই। হাসি খুশি থাকাটাই অ্যা মনে হয় স্বাস্থ্যর জন্য ভালো, মন-মানসিকতার জন্যও ভালো। একদম। তো একটা বই পড়ে যাই হ্যাঁ।
জি, জি। হ্যাঁ, হ্যাঁ। একদম। যাক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হ্যাঁ। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার পছন্দের কিছু বইয়ের নাম জানতে পারলাম, সিনেমার নাম জানতে পারলাম। আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
একদমই আসলেই। হ্যাঁ। ভালো থাকবেন আপনিও আমারও ভালো লাগলো অনেক কথা বলে আপনার সাথে। আবার আশা করি কথা হবে। ভালো থাকবেন।
জি, জি।